এ সোশ্যাল মিডিয়া দেখে ইচ্ছা করে যে আরেকটা কিনতে। এবং এটা করতে, করতে আসলে মানুষের এই যে materialistic যে বিষয়টা, এটা কিন্তু চলে আসে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনি যেমনটা বললেন, এসব বিষয়ে নিজেকে আসলে কন্ট্রোল করে রাখার বিষয়টা। আ খুবই গুরুত্বপূর্ণ যেটা আসলে অনেকেই পারে না। তো এই যে আপনি যেমনটা বললেন যে এটা মানে একটা স্টাইল ফলো করার প্রবণতা আপনার মধ্যে রয়েছে, সেটা কি আসলে মানে আপনি এই যে মানে ছোটবেলা থেকে যখন আসলে আপনি বুঝতে শিখেছেন তখন থেকে হয়েছিল? নাকি আসলে বড় হয়ে বা এই পর্যায়ে আসলে বিষয়টা বুঝতে পারলেন? যে নিজের একটা স্টাইল ধরে রাখার মধ্যে আলাদা একটা এই যে ব্যক্তিত্ব তুলে রাখার বিষয়টা?
জি। অবশ্যই গুরুত্বপূর্ণ, হ্যাঁ। হুম, হুম। আচ্ছা এটা না আসলে ব্যা ছোটবেলায় তো মা-বাবা হয়তো বুঝায় কিন্তু ওই স্টাইল কি জিনিস সেটা তো ছোটবেলায় বুঝা যায় না। তো এই যে দিনকাল আসলে অনেক ধরনের মানুষের সাথে চলতে, চলতে বা বুঝতে, বুঝতে মনে হচ্ছে যে না দেখেন আসলে সবাই যেহেতু এক ধরনের নিজেকে একটা স্টাইল দিচ্ছে বা নিজে একটা মানে চেষ্টা করছে তো আমারও তো আসলে চেষ্টা করা উচিত। এবং আ দেখেন, মানে আমি যেটা বললাম যে হ <yawns> স্টাইলটা হচ্ছে গিয়ে আপনার আত্মবিশ্বাসটা বাড়ায় বা আপনাকে অন্যরকম করে তুলে বাকি অনেকগুলা মানুষের কাছ থেকে। হ্যাঁ? <smacks lips> তো আমি এটা আসলে ব্য এখন খুবই মানে আ বিশ্বাস করি এবং দেখি যে না আসলেই তো টা একটা আ ধরেন হচ্ছে গিয়ে উম মানে অ পরিপাটি ছাড়া কোন একটা ব্যক্তিকে আমার নিজেরই তো আসলে কেমন জানি লাগে। মানায় না। হ্যাঁ? এবং মনে হয় কি যে <smacks lips> তার আসলে জীবনের কোন আ মানে আ ম মানে দেখবেন না আসলে কোন একটা মানুষ যখন অনেক পরিপাটি থাকে এবং আ আরেকটা মানুষ যখন পরিপাটি থাকছে না। তাদের আ মধ্যে যদি আসলে অ্যা অ্যা মানে অনেক পার্থক্যও থাকে। ধরেন ধনী গরিবেরও পার্থক্য থাকে তাও কিন্তু দেখবেন যে, যে আসলে পরিপাটি তাকে মনে হচ্ছে যে সে সবথেকে বেশি সুখী হ্যাঁ, ভালো আছে। তো এই বিষয়টা না আমি যখন বুঝতে পারলাম তখন চেষ্টা করি যে না আসলে একটু পরিপাটি থাকার এবং জি, জি, জি অবশ্যই।
জি, জি। হ্যাঁ, হ্যাঁ। ব্যক্তিত্ব তুলে আন জি, জি। আচ্ছা। হু, হু। মানায় না তেমন একটা। জি, জি। হু, হু। পার্থক্য দেখা যায়। একটু বেশিই ভালো। <chuckles> এটা কিন্তু ঠিক। হু, হু। হ্যাঁ, এটা নিয়ে আসলে চিন্তা করা সবার দরকার বিষয়টা নিয়ে এবং সবার আসলে ভাবা দরকার যে কাকে কোথায় আসলে মানাচ্ছে, বা মানানসই বিষয়টা সবার মাথায় রাখা দরকার এবং এভাবে আসলে নিজেদের ব্যক্তিত্বটা স্টাইল এ তুলে দেখার দরকার। তো এইসব বিষয়ে এখন এই যে সোশ্যাল মিডিয়ায় যেহেতু আসলে একটা বিষয় চলতেছে বা মানুষের যে সোশ্যাল মিডিয়া এভাবে আসলে জনপ্রিয় হয়ে গেছে, অনেক ক্ষেত্রে দেখা যায় মানুষ শুধু সোশ্যাল মিডিয়ায় নিজের একটা স্টাইল তুলে ধরে। এবং বাস্তবিক অর্থে পুরোপুরি অন্যরকম, বা বাস্তবিক অর্থে সে আসলে এরকম স্টাইল এ থাকতে চায় না। আ দেখা যায় যে এই যে সোশ্যাল মিডিয়া, Facebook, Instagram এগুলাতে আসলে নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করার একটা বিষয় থাকে এবং বাস্তবিক অর্থে দেখা যায় পুরোপুরি ভিন্ন। তো আপনার ক্ষেত্রে বিষয়টা কেমন? যদি বলতেন।
উহুম। হুম, হুম, হুম। হু, হু।

আচ্ছা। মানে যেটা হচ্ছে আমার ক্ষেত্রে মনে হয় কি বাস্তবিক অর্থে, স্টাইল টা একরকম, আর সোশ্যাল মিডিয়া তে একরকম, এইটা কিন্তু আমার কাছে মনে হয় যে আসলেই সত্য। কারণ দেখেন সোশ্যাল মিডিয়া আমার কাছে পুরাটাই মনে হয় কি যে একটা ফেক বিষয়। কারণ দেখবেন কি, যে <sucks teeth> একটা মানুষ যেটা হইতে চায়, পারতেছে না, যেটা হইতে চায়, ঐটা নিয়েই বেশি আসলে আ দেখবেন সোশ্যাল মিডিয়াতে ছবি দিবে বা কমেন্ট করবে বা পোস্ট দিবে। এবং তার মানে অনেক ক্ষেত্রেই হয় কি যে, সে যেটা দেখাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই সে আসলে ঐটা না। মানে সে এক ধরনের আ মানে ফেক একটা স্টাইল সে করে দেখাচ্ছে, বা চেষ্টা করছে। কিন্তু আসলে সে বাস্তবিক অর্থে এরকম না। এবং ওই মানুষের কাছ থেকে হচ্ছে কি যে, <sucks teeth> ওই যে একটা ধরেন কি বলবো, মানে মানুষের কাছ থেকে একটু আ ভাউ পাওয়ার যে কথাটা বলে হ্যাঁ? একটু আ মানে মানুষের থেকে কিভাবে সে একটু ইয়া অ্যাটেনশন পাবে। হ্যাঁ? ওই অ্যাটেনশন এর জন্য আসলে সে চেষ্টা করে এরকমভাবে দেখানোর। কিন্তু আ এই বিষয়গুলো না আবার দেখবেন হচ্ছে গিয়ে অনেকের ক্ষেত্রে কিন্তু প্রভাবিত করে, যে মনে, মনে, ভাবে। ও এত ভালো করতেছে, আমি পারতেছি না। এইটা কিন্তু অনেক খারাপ ভাবে হিংসা চলে আসে। হ্যাঁ, মানে মানুষের উচিত কি ওই সাদামাটা একটা জীবন আসলে বো পো হইলেই হয়। কা এত চাকচিক্যের তো আসলে দরকার নাই। মানে আপনি নিজে যতক্ষণ পর্যন্ত আপনার স্টাইল এ সুখী আছেন, ভাল লাগছে ততক্ষণ পর্যন্ত তো সব ঠিকই আছে। আপনার কেন <clicks tongue> আত্মসন্তুষ্টি এখানে অনেক দরকার, এবং আত্মসন্তুষ্টি না থাকলে আসলে সে দেখা যাবে কি যে, ওই যে হীনমন্যতায় থাকবে এবং আ মানে আরো নিজেকে ছোট মনে করবে আরকি।
জ্বী, জ্বী। হু। সেটাই। হু, হু। জি, জি। সেটাও হু, হু। প্রবীণ। জি, জি। <chuckles> আচ্ছা। অ্যাটেনশন পাওয়ার। জ্বী, জ্বী। হু, হু। নিজের মধ্যে হিংসা চলে আসবে। হুম। দরকার তো নাই। মানে আত্মসন্তুষ্টিটা খুবই দরকার আর কি। হুম। এটা আরকি। এটা আসলে সবার মাথায় রাখা দরকার। বিশেষ করে এই যে তরুণ প্রজন্মদের মধ্যে, এটা একটু বেশ লক্ষনীয়। যেমন দেখা যায় যে, আসলে তারা মানে অন্যদের দিকে দেখে, নিজেদেরকে আসলে এই যে হীনমন্যতায় ভুগে দেখা যায় সে ভালো করতেছে, বা সে এটা করতেছে, বা এটা করতেছে। এবং আমার কেন নাই? এটা নিয়ে আসলে নিজেদের মধ্যে তোলপাড় তো হয়। সাথে পরিবারের মধ্যেও অনেকটা তোলপাড় তৈরি করে ফেলে। তো এইসব পরিস্থিতিতে এখন তো অনেক সময় দেখা যায়, যে বিশেষ করে আসলে দেশীয় সংস্কৃতি বা দেশীয় একটা স্টাইল এর উপর, মানে পশ্চিমা দেশের সংস্কৃতি বা বিদেশী ওয়েসটার্ন কালচার অনেকটা প্রভাবিত করে, ছেলে হোক মেয়ে হোক। তো আপনার ক্ষেত্রে বিষয়টা কেমন? আপনি কি চেষ্টা করেন, যে আসলে নিজেকে যতটুকু পারে, মানে দেশীয় বা বিদেশি সবকিছু মিলিয়ে মিশে থাকার জন্য নাকি? আপনি আলাদা একটা মানে রুল ফলো করে রাখেন?
হুম, হুম। হীনমন্যতায়, হুম। একদম। তোলপার হয়। হুম। প্রভাবিত করে।

হ্যাঁ, এই যে, দেখেন সত্যি কথা বলতে এখনকার সময় যেই অ্যা জামা-কাপড়গুলা কিনতে যাই বা কিনার চেষ্টা করি হ্যাঁ, মানে বিগত কয়েকদিন হয়েছে। কয়েকদিন বলতে কি ব্যা উম বিগত উম ১-২ বছর হয়েছে যে, একটা নতুন স্টাইল আসলে ট্রেন্ড এসেছে হ্যাঁ? আ ধরেন আমাদের দেশে এটাকে বলে 'ওল্ড মানি আউটফিট' হ্যাঁ। তো এক্ষেত্রে আমি 'ওল্ড মনি আউটফিট' আসলে মানে কিছু, কিছু জিনিস কিনার চেষ্টা করছি বা মনে হয় যে, না এইটা তো আমার ভাল লাগতেছে। যেমন আ মা এখন কিন্তু বেশি চলতেছে আপনার ব্যাগি আউটফিট হ্যাঁ। ধরেন আমি হচ্ছে গিয়ে ওই সোশ্যাল মিডিয়া থেকে দেখে ব্যাগি প্যান্ট গুলা অনেক ভাল লাগতো এবং কিছুদিন আগে যে হ্যাঁ, হ্যাঁ, কিছুদিন আগে যে, মার্কেটে যেয়ে আরকি ২-৩ টা ব্যাগি প্যান্ট ও কিনেছি। তো হ্যাঁ, মানে দেখা যায় কি যে, আ সোশ্যাল মিডিয়া র যেই বিষয়গুলো বা স্টাইল এর যে, একটা বিষয় থাকে বা ইচ্ছার যে, বিষয়টা ওটা কিন্তু পূরণ করার চেষ্টা মানে করি। হইতে পারে যে, বিষয়টা অনেক বড় করে না হলেও ছোট করে করি। কারণ দেখে, না এখানে তো উম মানে এত বড় একটা বিষয় সোশ্যাল মিডিয়া তে অনেক ধরনের স্টাইল আপনি আপনার জীবন যাপন থেকে শুরু করে আপনার বাসার স্টাইল থেকে শুরু করে আপনার সবকিছু থাকে। তো ওগুলা সব তো আর পূরণ করা সম্ভব না। বাট হ্যাঁ, মানে একটু চেষ্টা করা হয়।
জি, জি। আচ্ছা। উহু, হু, হুম। <chuckles> জি, জি। জি, জি। একটু ইন্টারেস্টেড পেলেন। আচ্ছা? হু, হুম। করেন আর কি। জি, জি। অনেক রকমের। সবকিছু। উম চেষ্টা করেন আরকি আসলে একটু নিজেকেও ট্রেন্ড এর সাথে মানিয়ে নিতে বিষয়টা। একটু আপনি যেমনটা বললেন, আরকি যে, একটা সময় যেমনটা বললেন, যে, 'ওল্ড মনি আউটফিট' এটা এখন একটু মানে বেশি মানে প্রচলন চলতেছে এবং কম-বেশি আপনিও চেষ্টা করলেন আরকি যে, নিজেকে একটু ওই যে, স্টাইল এর মধ্যে রাখতে আরকি। তো এইসব বিষয়ে আসলে সাধারণত একটা অ্যা প্রবলেম দেখা যায়। যে, আসলে স কোথাও কোন কিছু একটা স্টাইল চুস করতে গিয়ে বুঝে উঠতে পারে না। সেটা কোথাও কি, কি পড়বে না পড়বে, মানে একটা আসলে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকে। বিশেষ করে কোন একটা প্রোগ্রাম এ যাওয়ার ক্ষেত্রে আরকি বিষয়টা দেখা যায়। তো আপনার ক্ষেত্রে আসলে বিষয়টা কেমন? যে, কোথায় গেলে বা কিভাবে গেলে আপনি বিষয়টা সিলেক্ট করেন কেম
হুম, হুম, হুম। মানিয়ে নেওয়ার চেষ্টা করি, জি। প্রচলন। হুম, হুম। <chuckles> হ্যাঁ। জি।

আচ্ছা, বিষয়টা হচ্ছে গিয়ে ধ ধরেন আ সোশ্যাল মিডিয়ার যেই বিষয়টা অথবা কোথাও গেলে কিভাবে আমি আমার স্টাইল টা মেইনটেইন করি। তাই তো? তো এইখানে যেটা হয় যে <smacks lips> কোন জায়গায় গেলে কোন স্টাইল টা আমাকে মানাবে। হ্যা? অথবা হচ্ছে গিয়ে মানে কোথায় আমাকে মানে ব জামা কাপড়ের কথা যদি বলি, সেটা হচ্ছে গিয়ে আ ধরেন আমি এখন ইউনিভার্সিটি তে যাচ্ছি। ইউনিভার্সিটি তে আমার কোন জামাটা আসলে পরা যেতে পারে বা কোন ব্যাগটা আমার ইউনিভার্সিটির সাথে যায় অথবা ধরেন বাসার ক্ষেত্রে কোনো ধরনের অনুষ্ঠান হলে আ সেখানে আসলে কি জামাকাপড় পরা যেতে পারে অথবা ধরেন হ্যা, এটাও দেখার চেষ্টা করি। অথবা ধরেন হচ্ছে গিয়ে আব নিজের বাসাটা আসলে কিভাবে ট্রেন্ড এর সাথে মানে মানিয়ে একটু সুন্দর করে সাজানো যেতে পারে। হ্যা? এছাড়া ধরেন হচ্ছে গিয়ে চলাফেরার ক্ষেত্রেও কিন্তু একটা বিষয় থাকে যে, যেটা সোশ্যাল মিডিয়া থেকে আপনি প্রভাবিত হন হ্যা? একদম ক্যাজুয়াল ভাবে বা, ধরেন হচ্ছে গিয়ে সবথেকে ভালো একটা জিনিস শিখেছি যে <smacks lips> মানে ছেলেদের ক্ষেত্রে যে যতটুকু পারা যায় একদম নরমাল বা, ক্লাসিক থাকা মানে হচ্ছে গিয়ে ছেলেটাকে স্মার্ট করে তোলে। হ্যা? বেশি চা মানে চাকচিক্য ভালো লাগেনা হ্যা, জাকজমক পূর্ণ আসলে ছেলেদেরকে মানায় না। তো এইভাবে না? চেষ্টা করি এবং এটা কিন্তু আ আমার ক্ষেত্রে যেটা হয় যে এই যে আ সোশ্যাল মিডিয়া থেকেই কিন্তু এগুলো শিখা হয়েছে। মানে দেখা যায় কি? যে, সবসময় তার পরিবার থেকে এসব জিনিস আ সব পরিবারে তো সবাই জানে না হ্যা? জি, জি, এইভাবেই আসলে চেষ্টা করি।
জি, জি। আচ্ছা। হু, হু। জি, জি। সেটাও দেখার চেষ্টা করে। জি, জি। সাদামাটা ক্যাজুয়াল ভাবে হয়ে থাকে। উহুম। হুম। হ্যা, সেটাই, <chuckles> ঝাঁকজমকপূর্ণ। এটাই। হু, হু। হ্যা, নিজের বিবেক-বুদ্ধি দিয়ে আরকি শেখার চেষ্টা করেন বিষয়টা। এটা কিন্তু বেশ ভালো যে আসলে আপনি মাঝে-মধ্যে একটু চেষ্টা করেন যে সব জায়গায় কোথায় কি, কিভাবে, বিশেষ করে মানানসই বিষয়টা একটু দেখার চেষ্টা করেন। এটা ইউনিভার্সিটিতে যাওয়ার ক্ষেত্রে হোক, বাসা বাড়িতে হোক বা, এমনি বাইরে গেলে হোক। চেষ্টা করেন যে সাদামাটা বা, ক্যাজুয়াল ভাবে থাকার। কারণ অনেকেই দেখা যায় আসলে আ নিজেদেরকে আসলে এই যে ঝাঁকজমক পূর্ণভাবে উপস্থাপন করতে চায়। যাতে হলে একটু রং-চং এর বিষয়টা অনেকের মধ্যেই থাকে। তবে এই যে এই বিষয়টা আসলে মানে বেশ ভালো যে আসলে আপনি চেষ্টা করেন যে যতটুকু সম্ভব মানে অ্যা সাবলীল রাখা বা, সাদামাটা রাখার বিষয়টা। একটু সুন্দরভাবে রাখার চেষ্টা করেন। তো এসব পরিস্থিতিতে যখন দেখেন কোনো ধরনের অনুষ্ঠান, উৎসব বা, বিভিন্ন ক্ষেত্রে হয় না? যে ধরেন, ঈদের উৎসবে হোক তবে আলাদা একটা পাঞ্জাবি পড়ার একটা আ প্রবণতা থাকে। এবং বিয়ে বাড়িতে দেখা যায় যে যে ফরমাল গেটআপ অনেকেই আসলে শার্ট-প্যান্ট বা বিভিন্ন রকম পড়ে থাকে। তো আপনি আসলে এটা কিভাবে মেইনটেইন করেন?
<chuckles> হু, হ্যা। বাইরে গেলে হোক। হুম, হুম। সাদামাটা রাখা।